আচ্ছা, আমার গত বছর মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ হয় আরকি জুনে। তো এরপর থেকে আসলে আমি একটু কনফিউজড ছিলাম যে, "পড়াশোনা তো শেষ। একাডেমিক যে ক্যারিয়ার সেটা তো শেষ। তাইলে এখন আমি কি করবো?" তো দেখা যাচ্ছে আমার অবস্থাটা আসলে এরকম ছিল যে আমার যে একাডেমিক জার্নি ছিল, সেটা আসলে আমি খুব ভালোভাবে করি নাই। যেজন্য হচ্ছে আমার রেজাল্ট খারাপ হয় এবং স্কিলগুলোও আসলে খুব ভালো হয় না। তো সেক্ষেত্রে ১ম এ আমি একটু হতাশার মধ্যে পড়ে যাই যে, আসলে ওই সময়টাতে আমি কি করতে পারি। যেহেতু দেখা যাচ্ছিল যে আমার অনেক ফ্রেন্ড আ বা, আ যারা আছে, আমার সিনিয়র যারা, পাশ করে বের হয়েছে আরকি একসাথে। অনেকেই ধরেন পড়াশোনার সময় অনেক ধরনের স্কিল ডেভেলপ করছে এবং পাশ করার সাথে, সাথেই দেখা গেছে যে অনেকে হয়তো জবে ঢুকে গেছে। অনেকের এরকম প্রবলেম ছিল। আ তারা দেখা যাচ্ছে যে অন্যদিকে শিফট করছে। যেমন কেউ, কেউ সরকারি চাকরিতে ঢোকার জন্য ট্রাই করতেছে। মানে ওদের গোলটা ফিক্সড। কিন্তু আমি না আসলে বুঝতেছিলাম না যে আসলে আমি কোন দিকে যাইতে পারি। আমি কি higher studies জন্য বাইরে যাওয়ার ট্রাই করবো? নাকি দেশে হয়তো সরকারি চাকরির জন্য চেষ্টা করবো? না প্রাইভেট কোন সেক্টরে চেষ্টা করবো? নাকি হচ্ছে নিজে কোনো start-up দেয়ার চেষ্টা করবো? এটা নিয়ে আসলে আমি খুবই কনফিউশনে ছিলাম আরকি। তো এই কনফিউশনটা কিছুতেই আমার কাটতেছে না। এখনো হচ্ছে আমি জিনিসটা নিয়ে অনেক suffer করতেছি আরকি। সারাক্ষণ খুবই টেনশনে থাকি এবং মানে কি করবো না, করবো? কিছুই বুঝতে পারি না।
হুম। জি। না আসলে, আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু একটু মানসিকভাবে চাপে থাকার যে ব্যাপারটা বা, আর একটু দ্বিধা-দ্বন্দ্বে থাকার যে ব্যাপারটা, সেটা কিন্তু একদমই স্বাভাবিক। বুঝতে পারছি যে আপনি হয়তো সেই পরিস্থিতির মধ্যে যাচ্ছেন বলেই দিয়ে যাচ্ছেন বলেই আপনার এই অবস্থাটা হচ্ছে বা, এই অবস্থায় আসলে শিকার হচ্ছেন আপনি। তো সেক্ষেত্রে আপনি এইযে, মা যে সমস্যাটা আসলে ভুগছেন তো আপনি কি আসলে মানে কতদিন থেকে অবসাদে আসলে মানে এ রয়েছে? বা, মানে সেটা কি পূর্ণ হয়েছে? মানে সেটা কি স পূর্ণ নাকি আংশিক? মানে এমন কি আসলে হয়েছিল?
হ্যাঁ, এটার বিষয়টা হচ্ছে অ্যা ধরেন প্রায় ৭, ৮ মাস ধরে হচ্ছে আমি আংশিকভাবে বেকার এবং ৪, ৫ মাস ধরে হচ্ছে যে একদম পুরোপুরি বেকার, এরকম আরকি। যে আমার যখন অ্যা মাস্টার্সের পরীক্ষাটা শেষ হয়ে যায়, এরপর থেকে আসলে আমার এরকম দৃশ্যমান কোন কাজ ছিল না। বা, কোথাও এরকম কোন engagement ছিল না। যেখানে আ হচ্ছে আমি সরাসরি কোন কিছুতে যুক্ত থাকবো। আ হয়তো সেটা আমার স্কিল ডেভেলপ করতেছে বা, হচ্ছে যে আমি সেখান থেকে টাকা পাচ্ছি। এরকম কোন কিছুর সাথে আসলে আমি যুক্ত ছিলাম না। তো যেহেতু দীর্ঘদিন ধরে আসলে পড়াশোনা করছি, জীবনের অনেকটা সময় ছাত্র জীবন তো ধরা যায়। অ্যা ধরেন ২০ বছরের ছাত্র জীবন। হ্যাঁ? তো ছাত্র জীবন আ ২০ বছরের শেষ করার পরে যখন আসলে দেখা যাচ্ছে যে কোন জবে আমি ঢুকতে পারছি না বা, কোনো একটা কিছু করতে পারছি না, সেটা আসলে আমার জন্য খুবই হতাশাজনক হইছিলো। এখন দেখা যায় যে সারাক্ষণেই আমি অবসর। সারাক্ষণেই আমার কোন কাজ থাকে না, যেহেতু আমি কোন কিছুর সাথে engage না। সেক্ষেত্রে আরেকটা চাপ আমি ফিল করি। দেখা যাচ্ছে সবাই ভাবে, "এ এ তো মানে বেকার বা, কোথাও এখনো জব করে না বা, কাজ করে না।" সেক্ষেত্রে দেখা যায় কি? যে অনেকেই তাদের কাজগুলো আমাকে দেওয়ার চেষ্টা করে। আ অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি থেকে বলে যে, "আচ্ছা, তুমি তো ফ্রি আছো। তাহলে তুমি এই কাজটা করে দাও।" বা, আমাদের আ টুকটাক আরো ঝামেলা আছে। আমাদের কিছু মামলার ঝামেলা আছে। তারপর একটা construction site এর কাজ চলতেছে। তো এখন হচ্ছে দেখা যাচ্ছে ঐ জিনিসগুলোর দায়িত্ব আমার উপর পড়েছে আরকি যে, "আ তুমি তো এখন কিছু করতেছ না, তাহলে তুমি construction site এর কাজটা দেখো, বা মামলার জিনিসগুলা তুমি পরিচালনা করো।" আ সেটাও আমার সমস্যা ছিল না। যদি আ আমি ধরেন একটা কিছু করতাম, পাশাপাশি এগুলো দেখতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেহেতু আমি কিছু করতেছি না। তো এইগুলোর পেছনে সময় দিতে, দিতে আমি যে হয়তো কোথাও একটা ট্রাই করবো, একটা জবের জন্য ট্রাই করবো বা, জবের জন্য প্রিপারেশন নিবো বা, ঠান্ডা মাথায় বসে একটু চিন্তা করবো যে, "আমি কি করতে পারি?" এরকম কোন সিদ্ধান্তও নিতে পারতেছি না। আসলে এরকম নানাবিধ জটিলতায় এখন আসলে ফেঁসে গেছি আরকি। আ তো সেক্ষেত্রে যদি মানে কি করা যায়? আমি একদমই বুঝতে পারতেছি না এই মুহূর্তটাতে আসলে।
হুম। হুম। হুম, বুঝতে পেরেছি। না, আসলে আপনি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো সেখানে কিন্তু আপনার এই ধরনের একটু দ্বিধা-দ্বন্দ্ব আসাটা কিন্তু স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আসলে একটু ধাপে, ধাপে কিন্তু একটা কাজ করতে পারেন। যেমন আপনি আ চেষ্টা করতে পারেন যে আপনার যে শখের কাজগুলো, যেগুলো আছে। তো সেগুলো কিন্তু আপনি চেষ্টা করে দেখতে পারেন। হয়তো সেখানে আপনার এইযে কাজের বা, নতুন যে আ কাজ করার উদ্যোগ, হয়তো সেখান থেকে বের হয়েও আসতে পারে। তো এছাড়াও আপনি কিন্তু এইযে আপনার আ যে অব কাজগুলো, বা আপনি কিন্তু পরিবারকে জানাতে পারেন যে আপনার আসলে কোনটা ইচ্ছে। বা, আপনার যদি আসলে বললেন যে, আপনার বাহিরে যাওয়ার যদি ইচ্ছে হয়, আ সেটাও কিন্তু আপনি পরিবারকে জানিয়ে একটু higher study র জন্য যদি বাহিরে যাইতে চান, তাহলে কিন্তু তাও যেতে পারেন। তো এইক্ষেত্রে হবে কি? যে আপনার এইযে সমস্যাটা আছে, যে আপনি এইযে কাজের ক্ষেত্রে যে দ্বিধা-দ্বন্দ্বে থাকার যে সমস্যাটা, এটা কিন্তু আপনার হয়তো কাটলে এ কেটেও যেতে পারে। বা, আপনি কিন্তু আসলে এইযে পরবর্তীতে এইযে সমস্যার মধ্যে যাচ্ছেন। বা, আপনার কাছে মনে হচ্ছে যে আপনি আসলে কিছুই করতে পারছেন না। যেখানে আপনার বন্ধুরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাটা থেকে আপনি আসলে কিন্তু বের হয়ে যেতে পারবেন। তো অ্যা সেক্ষেত্রে আসলে আপনি প্রতিদিনের কোন স মানে প্রতিদিন সময় আসলে কেমন? বা, সে দিনগুলো আসলে কতটা ফাঁকা থাকে বলে আপনি মনে করেন?
হ্যাঁ, দিনগুলা দেখা যাচ্ছে এখন দিনের বেলাটা পুরোটাই হচ্ছে আমার ব্যস্ত থাকতে হয়। একদম সকাল থেকে ধরেন আ সন্ধ্যা পর্যন্ত খুবই ব্যস্ত থাকতে হয়। সন্ধ্যার পরে হয়তো কিছুটা অবসর সময় আমি পাই। আ ওইখানেও আরেকটা বিড়ম্বনা আছে যে, আমার বন্ধুরা যারা আছে, তারাও তো ভাবে, "আরে, এর তো কোন অফিস-টফিস নাই। তাইলে একে ফোন দিই, এসে আড্ডা দিক।" তো আমারও দেখা যায় সারাদিন ব্যস্ততার পরে আ যে বন্ধুরা যখন ফোন দেয়, তখন আসলে তাদের কাছে চলে যাই একটু আড্ডা দেওয়ার জন্য। বা, যেহেতু একটু আ মানে মেন্টালি একটু প্রেশারে আছি, সেহেতু একটু আড্ডা দিলে আসলে ভালো লাগে, খারাপ লাগে না। তো সেক্ষেত্রে ওদের সময় দিতে গিয়া হয় কি? যে আমি যে নিজের একটা স্কিল ডেভেলপ করবো বা, নিজে হয়তো বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবো, ওই জিনিসটা আসলে আমার করা হচ্ছে না। আর ফ্যামিলির বিষয়টা ফ্যামিলিকে আসলে আমি বলছি এরকম। এখন ফ্যামিলি বলতেছে, "আচ্ছা তুমি বাইরে যেহেতু চলে যাবা। আর তোমারও তো কিছু রেসপনসিবিলিটি বা, দায়িত্ব আছে। সেক্ষেত্রে তুমি আ যে কাজগুলো চলতেছে বা, এখন construction এর কাজটা চলতেছে, সেটাকে শেষ করে তারপর তুমি সিদ্ধান্তটা নাও। বা, মামলার যে কাজটা চলতেছে সেটা শেষ করে তারপর সিদ্ধান্তটা নাও।" তারা হচ্ছে এরকম বলতেছে। কিন্তু খুব বেশি সাপোর্ট আমি তাদের কাছ থেকে পাচ্ছি না। তো দিন, দিন আসলে আমি একটু একাকী হয়ে যাচ্ছি। এবং আ শখের কাজের যে বিষয়টা বলছিলেন, ওইটা হ্যাঁ, আমার এ মানে এখানে আশার বিষয় এটাই যে শখের কাজটা হচ্ছে আমি একটু শিখে যেতে শুরু করতেছি এবং শিখতেছি। এবং আ সবচেয়ে আশার ব্যাপার হচ্ছে যে সেই শখের কাজটাকে আমি এখন প্রফেশন করার চেষ্টা করতেছি আরকি। তো যখন আসলে আমি পড়াশোনাটা শেষ করি, আ তখন হচ্ছে আমার আ কিছু coding এর দিকে কিছু আ মনোযোগ আসে আরকি। IT সেক্টরের দিকে, আ কিছু coding, আ তারপর হচ্ছে machine learning বা, artificial intelligence নিয়ে আমার অনেক আগ্রহ জন্মায় তখন। তো সেটাই আসলে আমি আ আ চেষ্টা করছিলাম যে, এদিকে যদি আমি একটু দক্ষতা অর্জন করতে পারি বা, স্কিল ডেভেলপ করতে পারি, সেটা হয়তো আমার প্রফেশনাল ক্যারিয়ারে একটা ভালো মাত্রা যোগ করতে পারে। তো সেই জায়গা থেকে আমি একটু, একটু অল্প ,অল্প করে এই জিনিসটা ডেভেলপ করতেছিলাম এবং শিখতেছিলাম। দেখা যাচ্ছে যে, python programming বা, coding এর যে বিষয়টা, সেটা আমি কিছুটা রপ্ত করেছি। machine learning এর যে কোর্সগুলো আছে, সেগুলো টুকটাক করতেসি। এবং আ আ অর্ধেক বেশ অর্ধেক করা হয়ে গেছে। অল্প কিছু বাকি আছে। এবং আ একটা রিসার্চের কাজেও আমি ঢুকেছিলাম machine learning নিয়ে। তো সেটাও দেখা যাচ্ছে যে নানা চাপে অ্যা খুব ভালোভাবে continue করা হয় নাই। হ্যাঁ ,দেখা যাচ্ছে যে অল্প, অল্প করি। তারপর অনেকদিন গ্যাপ চলে যেরকম। তো শখের বিষয়টা যেটা বললেন, সেখানে আ সময়টা আমি দিয়েছি কিছু, কিছু। কিন্তু সেখানে আসলে যতটুকু সময় দেয়ার দরকার যেমন ডেইলি যদি আমি সেখানে ৬-৮ ঘণ্টা সময় দিতে পারি, আমার শখের কাজটা বা, ওইটাই যেহেতু আমার পরবর্তী প্রফেশন হিসেবে আমি চিন্তা করতেছি কিছুটা। তো সেক্ষেত্রে ৬-৮ ঘন্টা সময় যদি ধারাবাহিকভাবে আমি দিতে পারি, সেটা হয়তো আমার জন্য খুব ভালো একটা কাজ করতে পারে আরকি বলে আমার মনে হচ্ছে। কিন্তু তারপরেও সেই যে হতাশাটা, সেটা আসলে কাটতেছে না। অ্যা কারণ এখানে অনেকটা সময়ের ব্যাপার। তারপর আম আমি আ একটা চিন্তা আমার মাথায় আসে। যে আমি আ মানে নিজে কোন উদ্যোগ নিতে পারি কিনা বা, একটা start-up দিতে পারি কিনা? তো সেই বিষয়টা নিয়ে আসলে এখন কিছুটা কনফিউজড। আমি প্রপার আসলে কোন ডিসিশনে যেতে পারছি না এখন পর্যন্ত।
উ জি। বুঝতে পেরেছি। আচ্ছা। হুম। আসলে বুঝতে পারছি, আ যে আপনি আ আ যে পরিস্থিতির মধ্যে যা যাচ্ছেন, বা এই যে আপনার ভিতরে যে, যে সমস্যাটা চলছে। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের আ যে সমস্যাটা হওয়া, বা এই যে আপনি যেটাকে আসলে নিজে একাকিত্ব মনে করছেন, বা একাকিত্ব আসলে থেকে যাচ্ছেন। যেহেতু আপনি আসলে শখের কাজেও আসলে তেমন একটা মনোযোগ দিতে পারছেন না, বা আ সেটা কিন্তু ডেভেলপ ও আসলে তেমন করতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি ছোট, ছোট করে আসলে আ রুটিন কিন্তু আসলে একটা তৈরি করতে পারেন। তো তাতে হবে কি? আপনার কিন্তু এই যে সমস্যাটা কিন্তু অনেক অংশে আসলে সমাধান হয়ে যাবে, যে না আ কেন আসলে আপনি, আত তারপর কিন্তু আপনি জানতে পারছেন, যে আব কোথা থেকে আসলে বা হবে, মানে কোথা থেকে আপনি চা কাজটা শুরু করবেন, বা আপনি কিন্তু চাইলে, এই যে বা হয় না? যে বিভিন্ন ধরনের যে আ সংস্থাগুলো আছে, যেমন হচ্ছে যে ক্লাব গ্রুপ, বা স্বেচ্ছাসেবকের মাধ্যমে। তো সেখানে কিন্তু যে সামাজিক সংযোগ কিন্তু তৈরি করতে পারেন। তো এতে হয়তো আপনার এই যে সমস্যাটা কিন্তু, অনেক অংশে আসলে বা এই যে একাকিত্ব থাকার সমস্যাটা, কিন্তু অনেক অংশে আসলে কমলেও আ মানে কমেও যেতে পারে। এছাড়া আপনি আ পরিবারের সাথে আসলে কথা বলে, যে পরিবারকে একটু সময় দিয়ে তাদের কিন্তু জানাতে পারেন, যে আপনার আসলে কোন জায়গাটা সমস্যা হচ্ছে, বা আপনি আসলে কিভাবে ক এই জায়গাটাতে আসলে সাফার করছেন, বা উ কিভাবে আসলে আপনার এই যে আ ব্যাপারটা গুলো হচ্ছে। তো এগুলো যদি আপনি আসলে বলেন, তখন কিন্তু এই সমস্যাটা তারাও আসলে বুঝতে পারবে, বা তারাও কিন্তু আপনার দিকটা আসলে ভাবার এ চেষ্টা করতেও পারে। তো তাতে হবে গিয়ে, আপনি কিন্তু আপনার পরিবারের সাথে সমস্যাটাও হচ্ছে, আ মানে কাটাতে পারবেন। আর এই যে এ ঝামেলাটা হবে যে হচ্ছে, যে আপনি আসলে তারা আপনাকে আসলে বুঝতে পারছে না। তো সেটাও কিন্তু আসলে ধারণাটা কিন্তু আসলে কমে যেতে পারে। তো সেক্ষেত্রে আসলে আপনি শারীরিক, আর্থিক, নাকি পরিবারে যে কোন ধরনের সীমার মধ্যে, মধ্যে আছেন?
হুম। এখন আ ধরেন আর্থিক অসুবিধাটা হচ্ছে ধীরে, ধীরে বড়ো হচ্ছে। আ শারীরিকটা এখন ওরকমভাবে ফেস করছি না। মাঝে, মাঝে বিষন্ন লাগে, বা একটু শরীর দুর্বল লাগে। সেটা আশা করি যে ধরেন, একটা কোথাও যদি ঢুকতে পারি, বা কোন একটা কাজে ঢুকি সেটা আশা করি ঠিক হয়ে যাবে। সেটাকে আমি বড় সমস্যা হিসেবে ধরছি না। মূলত পরিবারের সীমাবদ্ধতাই, বা পারিবারিক সিদ্ধান্ত নেয়ার যে সীমাবদ্ধতা সেটাই আসলে এখন বড়ো হয়ে দেখা দিচ্ছে আরকি, আমার কাছে বর্তমানে।
হুম। হুম। আচ্ছা। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে, আ কাজগুলো করছেন, যেটা আসলে পারিবারিক সীমাবদ্ধটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনাকে সেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাদের সাথে যদি আপনি একটু কথা বলার চেষ্টা করেন, বা আপনি আপনার সমস্যাটার কথা জানান, তাহলে হয়তো তারা আসলে বুঝতে পারবে, বা এই যে আপনার যে শারীরিকের কথা বলছেন, যে সেটা আসলে সীমাবদ্ধ আস্তে, আস্তে চলে আসছে। তো সেইক্ষেত্রে আপনি দৈ নিয়মিত যদি একটু এক্সারসাইজ করেন, বা যোগ ব্যায়ামের মতো যদি কাজ করেন, তখন হয়তো এই যে আপনার সমস্যাটা সেটা কিন্তু অনেক অংশে কাটতে পারবে, বা আর্থিক সমস্যাটাও কিন্তু আসলে আপনি আ চেষ্টা করলে ধীরে, ধীরে চলেও যেতে পারে। আপনি আসলে এগুলো করে দেখতে পারেন। আপনার এই সমস্যাটা কিন্তু আসলে কেটে যেতে পারে।
হ্যাঁ, আসলে আ আপনি খুব চমৎকার কিছু পরামর্শ দিয়েছেন। আশা করি সেগুলো আমার আ জীবনে অনেক কাজে লাগবে আরকি। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ভালো লাগলো।
জি, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।